আচ্ছা, এটা কিন্তু চ আমার কাছে কিন্তু আ ব্যক্তিগতভাবে আমার কাছে মানে বৃষ্টিটা খুব ভাল লাগে। তবে শিলা বৃষ্টি একটু ভয়ংকর ব্যাপার। <chuckles>
হুম। হুম। হ্যাঁ। অ্যা বেশ অ্যা ছোট ছোট আমার ঘরের সাথেই আ পাশে আরেকটা বাড়ি আছে। তো সেই সেই বাড়ির ছাদ দেখছি বলতে পারেন একদম সাদা হয়ে গেল। <chuckles> সেরকম প্রচুর বি শীলা পরছে আর কি। তবে একটা ভালো হইছে আপনার আমি বৃষ্টির অপেক্ষাই করছিলাম। গরমটা একটু বেশ কমিয়ে দিয়েছে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। অ্যা আচ্ছা তাই। চমৎকার, চমৎকার তো বৃষ জি। আচ্ছা, আচ্ছা। চমৎকার, চমৎকার! তো আম বৃষ্টি নিয়ে কথা যখন বলছি তো বৃষ্টিতে আসলে আম আমরা তো আসলে খাবার-দাবার খেতে অনেক বেশি পছন্দ করি। ঠিক আছে? তো আ আপনার কি এমন কোন রান্নাবান্নার শখ আছে নাকি?
উম হুম।